দেখুন, বসন্ত ঋতুটাকেই আসলে ঋতুর রাজা বলা হয় এই কারণে যে, এই সময় মানুষের সঙ্গে, সঙ্গে প্রকৃতির সঙ্গে, সঙ্গে মানুষের একটা মনের পরিবর্তন হতে বাধ্য। হ্যাঁ, তো, তো শীতের আবহটা ধীরে, ধীরে কমতে শুরু করে এবং অ্যা একটা উম প্রফুল্লতা কাজ করে। প্রকৃতির একটা সাজ পরিবর্তন করে, যেমন সাপ তার খোলস পাল্টিয়ে নতুন একটা চামড়া গজায়। তো প্রকৃতিরও কিন্তু সেরকম একটা উম ভাব চলে আসে এমন। সেই সময় কিন্তু বসন্তের যে আবির্ভাব, সেই আবির্ভাবই আমরা তো আমাদের কৃষ্টি-কালচার, বই থেকে, আমাদের অ্যা পূর্বপুরুষদের কাছ থেকে, পিতা ম পিতামাতাদের কাছ থেকে বসন্তের কথা শুনে এসেছি। কিন্তু বর্তমানে যেভাবে অ্যা কিশোর-কিশোরী কিংবা তরুণরা অংশগ্রহণ করে, অ্যা গ্রামের বৃদ্ধ কিংবা একেবারে যারা ছোট, তারা কিন্তু এই বিষয়টাকে তেমনভাবে আ বুঝে উঠতে পারে না যে আস নতুন হয়ে যাচ্ছে কিংবা সেখানে একটা অংশগ্রহণ। কিন্তু যুবক এবং তরুণদের মাঝে এটি বেশ প্রবণতাটা বেশি দেখা যায়। রমনার বটমূলে আপনারা যেভাবে আ গান পরিবেশন করেন কিংবা বচা বরণ করেন। অনেক সময় বর্ষাকে বরণ করেও আপনারা সেখানে অনুষ্ঠান করেন। হয়তো আমরা গ্রাম থেকে সেগুলো ট্যাঁ অ্যা মিডিয়ার মাধ্যমে দেখতে পাই। আগে টেলিভিশনের মাধ্যমে দেখতে পেতাম। তবে আগ্রহের কোনো কমতি নেই। বাসন্তী রং শাড়ি, আ খোঁপায় ফুল, হ্যাঁ? অ্যা ছেলেদের পাঞ্জাবি পরা, অ্যা সবাই মিলে হাঁটতে বের হওয়া। এই যে বিষয়গুলো, ভীষণভাবে টানে। হয়তো কোথাও একটা গান বাজছে, কোথাও একটা পসরা বসেছে, মু ফুচকা খাচ্ছেন। অ্যা এই যে সব মিলে যে একটা আয়োজন, চমৎকার সেটি আয়োজন।
হু, হু, হু। পরিবর্তন আসে। জি, জি, জি। হু। উম উহু, হু। উম হু, হুম। হু, হু, হু। হুম। জি। হুম, হু। বুঝেন আচ্ছা, আচ্ছা। আচ্ছা। উহু, হু, হু, হু। হু, হু। উহু, হু, হু। আচ্ছা, হ্যাঁ। উম উহু, হু, হু। উহু, হু, হু। জি। জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। এটা, এটা বেশ মানে শহরের দিকেও বেশ আনন্দ নিয়েই বসন্ত উৎসবটা সবাই খুব আ উদযাপন করে থাকে। এবং আপনি সাথে, সাথে বৃষ্টির কথাও বললেন যে, আ বৃষ্টিরও কোনো একটা উৎসব বা কিছু। এই বিষয়ে কি কিছু বলবেন?
জি, জি। জি, বর্ষা বরণের একটা বিষয় হচ্ছে যে, এটা আ যারা হচ্ছে সাংস্কৃতিক মনা মানুষ, আ তারা হয়তো এটাকে অ্যা গ্রহণ করে। এমনিতেই যারা সাধারণ মানুষ, তাদের জীবনে কম বড় একশো ঋতু যাচ্ছে, আরেক রিসু ঋতু আসছে। এটা কেন প্রভাব ফেলে না। কিন্তু আমরা যারা এগ এগুলো লালন করি, আমরা আসলে ঋতু যে যাচ্ছে, ঋতু আসতেছে, সেটার যে একটা পর্যায়ে বৃত্তধারা এবং সেই ধারার সঙ্গে যে আমাদের সংস্কৃতি জড়িত, সেটার যে একটা ম প্রমাণ
উহু। <chuckles> আচ্ছা, আচ্ছা। আচ্ছা। উহু। উহু। উহু, হুম। উম এবং যারা এই যে সংস্কৃতির সাথে জড়িত, তারা মনে হয় ব্যাপারটাকে অনুভবও করতে পারে। অনেকে বলে যে, আ ঋতুর প শরৎকাল যেমন অনেকে বলে যে, বুঝতেই পারছে না যে শরৎকাল। কিন্তু যারা হচ্ছে একটু স সংস্কৃতি চর্চার সাথে জড়িত তাদের কাছে কিন্তু প্রত্যেকটা ঋতুই মনে হয় যে, তারা বুঝতেই পারে যে "হ্যাঁ, এখন হেমন্ত কাল, এখন শরৎকাল।" এই কালগুলো তারা খুব ভালোভাবে অনুধাবন করতে পারে। তো আপনার অভিজ্ঞতাটা কিরকম?
হ্যাঁ, হ্যাঁ। জি, জি। জি, জি।

দেখুন। চমৎকার একটা প্রশ্ন করেছেন যে, গ্রামীণ পরিবেশে যে মেলাটা হয়, এটাকে যদি আমি ব্যাখ্যা করতে চাই, তাহলে কিন্তু আর আমার গল্পের শেষ আসবে না। কারণ ১ দিনের মধ্যে ১ টা দিন কিন্তু সর্বোচ্চ কোথাও, কোথাও, হয়তো ২ দিন হয়। এবং সেখানে মানুষ কেনো এত উৎসাহ? মানুষের যে এত উৎসাহ এবং মানুষ যে আসলে মা ও আমরা যে বাঙালির যে একটা হচ্ছে উৎসব প্রিয় জাতি। সেটা কিন্তু সেদিন পরিলক্ষিত হয়। আমি যখন ছোট ছিলাম তখন আমার মনে আছে, আমাকে ঘাড়ে করে য তখন যাতায়াত ব্যবস্থা এত উন্নত ছিল না। হয়তো আমার বাসা থেকে ৩ কিলো দিলে দূরে সেই মেলাটা বসেছে। তো আমার বাবা আমাকে ঘাড়ে করে নিয়ে যেত। এবং অনেক সনাতন, ধর্মাবলম্বী মানুষের সেখানে জটলা থাকতো। কিন্তু আমরা কখনো ভাবতাম না যে, এটা আসলে এ্যা আমাদের সঙ্গে যায় না কিংবা যায় কি যায় না? এরকম প্রশ্ন তখন উঠত না। যেটা বর্তমানে কিন্তু ওঠে। অনেক সময় এগুলোকে বিলম্বিত করে, প্রভাবিত করে। তো অনুরূপভাবে আসার সময় মুড়ি, বাতাসা নেয়ার বাড়ির জন্য যারা রয়েছে, যারা মেলায় যেতে পারেনি মহিলা মানুষ। তাদের জন্য গরম, গরম, জিলেপি নেওয়া এবং ওখান থেকে আবার এ আমরা এই যে পানের মধ্যে যেসব খাই, এ্যা গুয়া মরি বলে আমাদের এলাকায়, জানি না ওটাকে ভালোভাবে কি বলে? মৌরি বলে আরকি। তো এগুলো কিনে নিয়ে আসা হ্যাঁ, হ্যাঁ। মিষ্টি জিরাও বলে অনেকে জি, ঠিক তাই। তো এগুলো নিয়ে আসা। তো এই আসার সময় বেলুন আবার আপনা আমাদের টুং, টুং গাড়ি বলি আমরা যে, টং, টং, টং, টং করে শব্দ হয়, এগুলি চালিয়ে নিয়ে আসলে। এগুলো কেনার প্রণতি, আমরা কাঠের বন্দুক কিনতাম। ব্য আ এগুলো আসলে চমৎকারভাবে মনে পড়ে, যেটা এখনো রয়েছে। কিন্তু মানুষের অংশগ্রহণটা কোনো না কোনোভাবে হয়তো একটু কমে এসেছে যে, পরিবর্তনের ধারায়। তবে উৎসবগুলো এখনো রয়ে গেছে।
হু, হু। <chuckles> আচ্ছা। আচ্ছা। হু, হু। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, ওঠে। হ্যাঁ, হ্যাঁ। জ্বি। হু, হু, হু। হু, হু। হু, হু। ও! আচ্ছা, আচ্ছা। হুম। হু, হু। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা মৌরি হ্যাঁ, হ্যাঁ বা মিষ্টি জিরাও বলে এটাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বি। আচ্ছা, আচ্ছা। হুম, হুম, হুম। হম। কমে গেছে। হুম। হু, হু। আচ্ছা। এটা বেশ যে, খুব সুন্দরভাবে আপনারা আ এই উৎসবগুলো পালন করেন। আবার একটু আক্ষেপ নিয়ে বলছেন ও, উৎসবের আ আমেজটা হয়তো এখন একটু কম। আ আর শহরের দিকে আবার একটা জিনিস অনেক বেশি সুন্দর পালিত হয়। সেটা হচ্ছে বসন্ত উৎসবটা। বেশ আ মেলা-টেলা হয়, খুব সুন্দরভাবেই পালন করা হয়। খুব ই মানে খুবই রঙিন হয় উৎসবটা। তো মো আপনাদের আরকি আ মফস্বলের দিকের এই বসন্ত বরণ উৎসবটা, কিরকম হয়?
জ্বি, জ্বি। হ্যাঁ। জ্বি, জ্বি। হ্যাঁ।